এমন গানের তো আসলে শেষ নেই। কোনটা থেকে কো কোনটা রেখে কোনটা বলি আসলে। আসলে জি, জি। একদম ছোটবেলার কথা যদি বলতে হয়? তো সেই ক্ষেত্রে 'রবীন্দ্র সঙ্গীত' হচ্ছে এমন একটা গান বা এমন গানের গানের ঘরনা, যেটা শুনে আমার হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কারণ হচ্ছে জি, জি। বাবা ঘুম থেকে উঠে 'রবীন্দ্র সঙ্গীত' শুনতে, শুনতে চা খেতেন। আর 'ভোরের কাগজ' তখন পত্রিকা ছিল, ওইটা পড়তেন। আমাদের জি, জি। আমাদের ভাইবোন সবার ঘুম ভাঙত 'রবীন্দ্র সঙ্গীত' শুনে। তো ওটার প্রতি একটা ভালো লাগা ও ভালোবাসা রয়ে গিয়েছে। এখনো শুনলে সেই পুরোনো দিনের কথা। এমনও হয়েছে যে কারেন্ট চলে গিয়েছে। আমরা সবাই বারান্দায় বসে আছি। বাতাস হচ্ছে যেহেতু। বাবা গুনগুন করে <clears throat> 'রবীন্দ্র সঙ্গীত' একটা গাচ্ছেন আরকি। তো এই বিষয়গুলো তখন ছিল। আ মানে এখন 'রবীন্দ্র সঙ্গীত' শুনলে ঐদিন এগুলো মনে পড়ে যায়। এছাড়া আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক, আমাদের ১ম এবং একমাত্র ভালোবাসা যেটা সেটা হচ্ছে, গানের মাধ্যমেই ছিল। "সে যে বসে আছে" যে গানটা ছিল 'অর্ণবের', ঐটা গান গেয়ে হচ্ছে আমি আমার ভালোবাসার প্রতি নিবেদন করি বা বোঝানোর চেষ্টা করি যে, আমি ওকে পছন্দ করি আরকি। ঐটা একটা <chuckles> খুব কাছের গান। এরকমই আরকি। এই দুইটা গানেই স্পেসিফিকলি, 'রবীন্দ্র সঙ্গীত' বিশেষ করে, "যখন পড়বেন আমার পায়ের চিহ্ন" আর হচ্ছে, "সেজে বসে আছে।" এই ২টা গানকে আমি বলব আমার কাছে খুব খুব প্রিয় ২ টা গান এবং খুব কাছে ২ টা গান আরকি।
তাই নাকি? হুম। ওয়াও! বেশ দারুণ! <chuckles> দারুণ তো! উহ। <chuckles> ওয়াও! উ বাহ! <chuckles> বাহ! দারুণ তো। হুম। বাহ! বুঝতে পারলাম। চমৎকার! <chuckles> হু। বাহ! বেশ চমৎকারভাবে বললেন যে আসলে, আপনার সেই পুরনো স্মৃতিগুলো আসলে রবীন্দ্রনাথের অ্যা সং গুলোতে আসলে বেশিরভাগ মনে পড়ে যায়। আবার দেখা যাচ্ছে আপনার প্রিয়তমা স্ত্রীর সাথেও আসলে যে সম্পর্কের বিষয়টা, সেটা গানের মাধ্যমে হয়েছিল। এটা কিন্তু শুনে বেশ চমৎকারই লাগতেছে। তো আ আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আর কি কোন এমন গান রয়েছে, যেগুলো গান শুনলে আসলে দেখা যাচ্ছে যে, আপনার শৈশব, স্কুল লাইফ তারপর দেখা যাচ্ছে যে, আ প্রেমের আ দিনগুলো যখন আপনার প্রেম হল, সেই দিনগুলো আসলে মনে পড়ে যাচ্ছে। এরকম কি অন্য কোন আর গান রয়েছে আপনার মানে জানামতে?
ঠিক। জি। <chuckles> থ্যাংক ইউ। জি। হুম। আহ দেখুন প্রেমের কথা তো "সেজে বসে আছে" এটার বান বাইরেও তেমন মানে অন্য জি, জি। এর বাইরে তো তেমন আসলে মানে একসাথে দুইজনে গান গেয়েছি বা প্রেমের বললে, ওটাই মনে পড়ে। শৈশবে হয়তো 'রবীন্দ্র সঙ্গীত'। এছাড়া অন্য ক্ষেত্রের কথা যদি বলি, সেক্ষেত্রে স্কুলে হচ্ছে আমি ১ম স্টেজে পারফর্ম করেছিলাম হচ্ছে, অ্যা "শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে।" তো এই গান, এই গানটা আমার খুব কাছের জি, জি। স্টেজে, এই গানটা সহজ, লিড গুলো বাজানোও সহজ, rhythm ও সহজ, গান গাওয়াটাও সহজ। তো স্টেজে পারফর্ম করেছিলাম, সেটা খুব কাছের একটা গান। এছাড়া হচ্ছে অ্যা আয়েব বাচ্চু, জেমস এর যে গানগুলো, আমি একটু বড় হওয়ার পরে ঐ গানগুলো শুনি। মানে মাম মামারা শুনতেন, তার কাছ থেকে আমার শোনা হয়। তো ওই গানগুলো আমার স্ত্রীর শৈশব, খুব বেশি একদম শৈ শৈশব না, মানে বাবার যেরকম শৈশব ছিল সেটা না। একটু বড় হওয়ার পরে যে বিষয়টা, সেগুলোকে মনে করিয়ে দেয়। আম আমি ক্লাসিক শোনা হয়তো প্রচুর। বাবা হচ্ছে 'রবীন্দ্র সংগীতের' পাশাপাশি বীণা, সেতার অন্যান্য ইন্সট্রুমেন্টের ক্লাসিক, একদম ক্লাসিক যেগুলো, সেগুলো শুনতেন। সেগুলো শুনলেও কিছুটা ঐ সময়ের কথা মনে পড়ে যায় আরকি।
এহ হ্যাঁ, এটা তো বললেনই। হ্যাঁ। আচ্ছা। বুঝতে পারলাম। <chuckles> ওয়াও! দারুণ! <chuckles> হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।